আসলে ঠিক বলেছেন আপনি। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আর আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে, আ আমাদের জীবনে কিন্তু যেই সম্পর্কগুলোর ত্রি ত্রুটি হয়, যেই সম্পর্কগুলো সেই সম্পর্কগুলো বেশিরভাগ কিন্তু friend এর সাথেই হয় কিন্তু। আ friend গুলোর সাথে বেশি হয়। আর family র বিষয় আছে, তারপর আত্মীয়স্বজন আছেই। কিন্তু family র বিষয় থেকে friend আ মানে একটা বয়স যায় যেই বয়সটার মধ্যে আসলে family দের সা অ্যা নাকি কয় friend দের সাথে একটু মনমালিন্য হয়। আ আসলে ওই কি হইছে, আমার এক friend ছিল
হ্যাঁ। রাইট। হু, হু।
তো আমার এক friend থাকার কারণে, আমার friend বলতে কি আমার প্রায় অনেকগুলোই friend। তার মধ্যে আমি আ ২ জন friend-এর সাথে সবসময় ঘোরাফেরা করি। তো তার মধ্যে এক friend আ এক friend আমাক আমার সাথে একটু মানে কোনো কারণে তার সাথে আমার ১ দিন কথা কাটাকাটি হইছিল। হওয়ার পরে সে আমার সাথে কথা বলে না, কথা বলে না অনেকদিন ধরে। কিন্তু আরেক যে friend ওর সাথে ঘোরে, ওই ফির বলে যে, "কিরে তোরা সামান্য বিষয় নিয়ে এরকম আ কথা বলিস না। সম্পর্ক এতদিন আমরা একসাথে ঘুরি, তুই এখন তো কথাই বলিস না।" হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি বললাম যে, "দেখ আমার তো দোষ ছিল না। কিন্তু ওই দেখ দোষ করেও ওই যদি এইভাবে চুপ করে থাকে, আমি তো, ওই তো, চা আমি তো চাই যে কথা বললে আমি কথা বলব। কিন্তু ওই তো কোনো ইচ রি ইয়া করে না, আর ও ভাব ধরে আছে। তাহলে তো আমি তো আর এখানে জোর করে কথা বললে আমিই ছোট হয়ে যাব।" অনেকদিন দেখলা আ হ্যাঁ, হ্যাঁ, ইগো। আসলে <chuckles> ইগোটা এমন জিনিস আপনি খেয়াল করে দেখবেন ইগো আসলে ওই ব্যা কোনো কিছুই মানে না কিন্তু। ঠিক আছে?
হু, হু। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। Interesting তো। <chuckles> হুম। হুম। Right, হ্যাঁ, হ্যাঁ। Right, একটা ego ego কাজ করে ওখানে <chuckles> হুম। ego র কিন্তু আবার কোনো positive side ও খুঁজে পাবেন পাবেন না। Ego খালি ডি distance এ বাড়ায় distance এ বাড়ায়, Ego কখো কখো কাছে টানে না। Ego আপনার দূরে সরিয়ে দেয়, আমি এটা দেখলাম। maximum case এ ego দূরে সরিয়ে দেয় মানুষকে। তাই না? আর ইতে এই অহংকার জিনিসটা তো খুব খারাপ। আর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে, মানুষের অহংকারটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাই না? এটা এমন একটার লা এমন একটা জিনিস যেটা আপনার সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। যেমন লাকড়ি এক, অনেক ব্যা আসবাবপত্রের লাকড়ি যেমন বিপদজনক, যেকোনো মূহুর্তে আগুন ধরে যেতে পারে, তেমনি ego টাও তেমনি। ego টা আপনার সমস্ত সৎ গুন গুলোকে নিমেষে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়।
হ্যাঁ। ইগো কোনো প্র উ, হু। জি। জি। জি। একদম। হুম। হুম, হুম, হুম। হুম। একদম, একদম। হুম, হুম, হুম।
এইজন্য ego না থাকাই ভালো ego না থাকাই ভালো, তবে, উম তবে তবে আর বন্ধুত্বের ব্যাপারে মানে, যেইসব জায়গায় আপনার মনে হয় যে না আমাদের বা মানে বেশি ঘন, ঘন, এই জায়গাটা আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি বা এই ঘন, ঘন, এই জায়গাটাতে হোঁচট খাচ্ছি, সেই ব্যাপারটা বলে দেওয়ার ই দেখো আমি কিন্তু এই জিনিসগুলো পছন্দ করি না। তাহলে তাহলে, সেও একটু সাবধান হয়ে যাবে। কারণ বন্ধুর ব্যাপারটা এমন ও উলো মানে এত মানে কে, কি বলবে? এত open বন্ধু, বন্ধুর কাছে বন্ধু এর কাছে
জি, এক একদম। একদম ঠিক বলেছেন। না আসলে, জি, জি। হু, হুম।